ও আচ্ছা তাই নাক
মানে অদ্ভুত ব্যাপার। তারপরে ওকে ডাকলে আসতো। তারপরে ওই বাচ্চাটা মানে আমরা একটা শক্ত আমি একটা কার্টুন জোগাড় করলাম। এ্যা ওষুধের একটা কার্টুন। ওখান থেকে ওর সুন্দর করে খেও খড় দিয়ে সুন্দর করে একটা বাসা বাঁধলাম ওখানেই থাকতো, ঢু ঢুকে যেত। আচ্ছা তারপর ওই মানে আমাদের পিছনে, পিছনে, ঘুরতো। খাবার অ অ- ভাত খাইতে বসলে আমাদের মুখের দিকে দেখতো। ওকে আবার খাবার দিতাম। তো আমি যাই হোক এক কারণবশত ইন্ডিয়াতে একটা রুগী নিয়ে গেলাম।
হুম। উহু। হু। আচ্ছা। বাহ! পা হু, হু। হুম। আচ্ছা, আচ্ছা। বাহ! হু, হু।
এ্যা এই বা এই মু আমি অনেক লোকের যেমন আত্মীয়স্বজনের খোঁজ নিয়েছি ওই ইন্ডিয়া থেকে আবার এই অ্যাম বাচ্চাটারও খোঁজ নিয়েছে। যে ম আমাদের মুরগির বাচ্চাটা কেমন আছে? আমি বলছিলাম যে এই বাচ্চাটা যদি আ তখন এই আম ইয়া বাচ্চা তো মেয়ে বাচ্চা আর কি। পরে তো ডিম দিল এবং ফের আবার ওই আ তার ডিম ফুটে বাচ্চা বের হল। তা আমি বলছি যে, এই বাচ্চাটা এ স্বাভাবিক যত দিন মারা যাবে, যাবে। কখনোই এই রোগীকে কখনো কেউ যদি খাবেন। দুর্ভাগ্য ক্রমে
আচ্ছা, আচ্ছা। হু। হু, হু। আচ্ছা। বাহ! সুন্দর। হু, হু। আচ্ছা।
মারা যায় আমার। হলেও ওই বাচ্চাটার কথা মনে হলে খুব ও মানে এটা একটা বিশেষ মুহূর্ত বলে মনে হয় আমার কাছে।
হুম। ঠিক বলেছেন, আসলেই যে বাচ্চাগুলো যে থাকে আসলে, আ বিশেষ করে আপনি যে প্রাণীর বাচ্চাই বলবেন না কেন হুম।
তো আপনার ওই খ ইয়া বা বেঁচে আছে এখনও বোধহয় নাকি? হুম, হ্যাঁ নিশ্চয়ই।
হ্যাঁ, হ্যাঁ, সে বেঁচে আছে এবং সে খুব ভালো আছে। একদম ছোটবেলা থেকে বড় করেছি তো। সে এ খুব সুন্দরমত এখনও হেঁটে বেড়ায়। মানে চারপাশে লাফিয়ে ঝাঁপিয়ে বেড়ায়। তো সে যখন এভাবে লাফিয়ে ঝাঁপিয়ে বেড়ায় তার আসলে সে যে কি একটা আনন্দ! সে আমি যতবার তার দিকে তাকাই আমাকে, আমাকে, সে যখনই দেখে খরগোশটা সে একদম দূর থেকে আমার কাছে একদম লাফিয়ে আসবে। লাফিয়ে এসে আমি যেখানেই যাব room এ সে আমার সাথে, সাথে, যাবে। আর আমা আমি যদি একটু তাকে আদর করতে নেই, আমার নাক, হাত, মুখ যা পায় একদম চেটে, চেটে, দিবে। মানে কি বলব কি যে কি যে একটা আনন্দ সেও অনুভব করে আমাকে দেখে। আমারও তাকে দেখলে খুব ভালো লাগে। আসলে বলুন কি, আমাদের জীবনে আসলে ছোট, ছোট, যে মুহূর্তগুলো আছে সেগুলো কিন্তু আসলে আমাদের ভালো লাগার কারণ হতে পারে। এই যে তার সাথে একটু খেলছি, তাকে একটু সময় দিচ্ছি এটাই কিন্তু আমার জীবনে খুব ভালো একটা আনন্দ অনুভব করি। আচ্ছা, আপনার কি মনে হয় যে, এই যে জীবনের ছোট, ছোট, মুহূর্তগুলো সেগুলো কি আসলে আমাদের ওই আনন্দ অনুভব করার জন্য যথেষ্ট নাকি? আনন্দ হওয়ার জন্য খুব বড় ধরনের কোন কারণ লাগে? আপনার কি মনে হয়?
হুম। হ্যাঁ, নিশ্চয়ই, নিশ্চয়ই। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, দেখুন, নিশ্চয়ই হবে। অ্যা হ্যাঁ, নিশ্চয়ই, নিশ্চয়ই। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই। না, না, না। বড় কিছু না। আমার যেমন একটা কথা বলি। আমি মানে ওই 'নবারুণ' নামে একটা পত্রিকা ছিল অনেক আগে অবশ্য। তো আমি একটা মানে ভয়ে, ভয়ে, করে একটা লেখা পাঠালাম
জি, জি। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা।

লেখাটা হচ্ছে মুসলিম বিজ্ঞানী আল বেরুনি নামে একজন মুসলিম স বিজ্ঞানী ছিল। বোধহয় জানা আছে আপনার। উনি কিন্তু মানে উনার বাড়ি ছিল মোটামুটি আজকে যে উজ উজবেকিস্তান রাশিয়ার। ওখান থেকে উনি কিন্তু ওই আবার ইয়া অ্যা তখন সুলতান মাহমুদ ক্ষমতায়। উনার মাধ্যমে তিনি লাহোরে এসেছিলেন। উনি উ শুনেছিলেন যে, ওই ও ভারতের নাকি জ্যোতির্বিজ্ঞান খুব উন্নত। তো এর গণনা পদ্ধতি উনি জানার জন্য লাহোর পর্যন্ত এসেছিলেন। লাহোরে ১০ বছর ছিলেন। তো উনাকে নিয়ে আমি একটা ছোট প্রবন্ধ লেখলাম। জীবনীমূলক প্রবন্ধ দিয়ে সাহস করে পাঠায় দিলাম ইয়াতে। এই 'নবান্ন' পত্রিকার সম্পাদকের মাদ সরাসরি। তো এইটা ২-৩ মাস পরে আমি ১ম আরকি ওই আমাদের কাছাকাছি থানা শহরে ইয়া আরকি অনেক পত্র-পত্রিকা বি বিক্রি করে। ওই স্টলটাতে বইয়ের স্টলে গেলাম, তো পাইলাম। পাওয়ার পরে আমি প পাতা উল্টে দেখলাম যে আমার লেখাটা ছাপার হয়েছে।
আচ্ছা। উম। হু, হু। আচ্ছা। হু, হু। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। উম আচ্ছা। হু, হু। আচ্ছা। হুম।